হ্যাঁ, অত্যন্ত চমৎকার একটা বিষয় বললেন। আ তো এক্ষেত্রে আমি বলব কি যে, এই যে আগ্রহর যে বিষয়টা আপনি বললেন না, অনেক সময় যে নিজেদের আগ্রহ তো পাশাপাশি কিন্তু অন্যরাও আমাদের শখ সম্পর্কে আগ্রহী হবে। কিন্তু সেটা কারা হবে? অ্যা যারা আপনার এই আগ্রহ সম্পর্কে বা আপনার এই শখ সম্পর্কে অ্যা নিজের থেকে আগ্রহী; তারা দেখবেন যে আপনার এই শখটাকেই আবার বেছে নেবে এবং আপনার কাছ থেকে কোন ধরনের গাইডলাইন চাবে। তো এই যে যেমন আমি আমারটাই বলতেছিলাম যে আমি বিশ্ববিদ্যালয়ের জন্য preparation নিলাম। অ্যা যখন আমি chance পেয়ে গেলাম, আ তখন আমাদের এখানে একটা আয়োজন করা হয়েছিল যে, আ আমাদের এলাকায় যারা বিশ্ববিদ্যালয়ে chance পাইছে; ওরা বিভিন্ন কলেজে গিয়ে বিভিন্ন অ্যা স্কুলে গিয়ে একটা করে seminar করে। সেখানকার যে student রা আছে ওদেরকে অ্যা কিভাবে উদ্বুদ্ধ করা যায় সেটা নিয়ে কাজ করার ব্যাপারে। আ তো তখন আমি যখন আমার পরিচয় দিচ্ছিলাম যে, আমি এইভাবে পড়াশোনা করে এখন chance পেয়েছি, আ পরবর্তীতে আমার কি goal রয়েছে। তো এই যে আমার chance পাওয়ার বিষয়টা আমার তখন শখ, এইগুলো নিয়ে যখন বলতেছিলাম, তো আমি খেয়াল করেছিলাম যে কিছু ছাত্র ছিল আ যারা আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছিল। আবার কেউ, কেউ তো আমার chance পাওয়ার এবং আমার position শুনে অবাক হয়ে গিয়েছিল। তো এই যে এভাবে নিজের গল্পগুলোকে অ্যা positive আকারে মানুষের সামনে সুন্দরভাবে তুলে ধরলে দেখা যায় যে, মানুষকে নিজেদের শখের ব্যাপারে কিন্তু আগ্রহী করে তোলা যায়। তো এই ব্যাপারটা কি আপনি কিভাবে দেখেন?
হুম, হুম। হুম। হুম, হুম। হ্যাঁ। হুম, হুম, হুম। হুম। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। <chuckles> আচ্ছা। হুম, হুম। একদম, ঠিকই বলেছেন।